আচ্ছা, এরকম একটা অবস্থা। তবে হেডফোনের মনে হয় না অভাব আছে আপনার, যা মনে হচ্ছে। অভাব কি আছে? <scoffs> অ্যা হয়তো পছন্দেরটা কিনতে পারতেছেনা। অ্যা পছন্দেরটা হয়তোবা কিনা হয় নাই, কিন্তু হেডফোন আছে আপনার যথেষ্ট হেডফোন আছে। আ শুনে বোঝা যাচ্ছে আ এটা। আ তো আপনার অ্যা <chuckles> তাত আপনার এইযে, অ্যা কি ধরনের গান আপনাকে সবচেয়ে রিল্যাক্স করে? যদি বলতেন।
<giggles> না, না। ব্যক্তিগতভাবে আসলে অনেক কিছুই দরকার হয়। জি, জি, জি, জি। হ্যাঁ, এটা ঠিক। <laughs> আচ্ছা। আমার সবথেকে ভালো লাগে যে গানগুলো আসলে একটু শান্ত থাকে, কিছু আছে যে বাদ্যযন্ত্র থাকে। ওই গানগুলো শুনতে না ভালো লাগে। যে দেখা যায় যে আপনার একটা রিদম থাকে। যেমন অনেক আছে ভায়োলিন সলো লিখে আমি YouTube এ সার্চ করি। তো অনেক, অনেক আর্টিস্ট আছে, যারা আসলে শুধুমাত্র ভায়োলিনের বিভিন্ন টোন, বিভিন্ন রিদম ওরা বাজাচ্ছে। তো ঐটা শুনতে আসলে খুব শান্ত লাগে।
জ্বী। হুম। উম জ্বী। এবং কি ওগুলো কি ঘুমকে তৈরি করতে কি বেশ সাহায্য করে এন থাকে নাকি?
ঘুমানোর জন্য আসলে আমার সাহায্য লাগে না। ঘুমানোর জন্য আসলে একটু সময় লাগে। সময় পেলেই আমি ঘুমায়ে যাই সত্যি বলতে। <laughs>
সময় হইলে আপনি ঘুমায় যান। তাইলে ভাই আপনার আ ঘুমের আ পাওয়ারটা অনেক ভালো। মানে আপনি ঘুম অ শুইলেই মাথাটা লাগলেই আপনার ইনস্ট্যান্ট ঘুম চলে আসে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে। এটা পরিশ্রমী মানুষের এটা লক্ষণ আরকি। আ পরিশ্রমী মানুষ দেখা যায় যে, যখনই একটু রেস্ট নেয়ার চেষ্টা করে, সেখানেই আপ তারা কোরো ম্যানেজ করে ঘুমাতে পারলেই হয়। তাদের মনে করেন যে শুধু ১০ থেকে ২০ সেকেন্ড একটু সময় লাগলেই আপনার মাথার আ চোখটা বুজে যাবে তাদের। এরকম একটা অবস্থা হয়, তাই নাকি? উম জ্বী।
জ্বী, জ্বী, জ্বী। আরে আ এটা নিয়ে যে অ জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। যে একটু সময় দিলেই দেখা যায় যে ঘুমটা চলে আসে। আসলে অত বেশি সময় লাগে না ঘুমানোর জন্য। কিন্তু হ্যাঁ, আ মনে করেন কি? যে এইযে অনেক সময় দেখা যায় যে এই কাজের চাপে ঠিকমতো ঘুম হয় না, তখন আসলে ওই ঘুমটা কোন কখনো না কখনো করে নেওয়া উচিত। কারণ নইলে, দেখা যায় আপনার মস্তিষ্কে অনেক রকম বিরূপ প্রভাব ফেলবে। দেখবেন যে আপনি কথা বলতেছেন, তার মধ্যে আপনি হারায়ে যাবেন। আবার দেখা যাবে যে, আপনি কি বলতেছেন আপনার নিজেরই খেয়াল থাকবে না।
হুম। জ্বী। জ্বী, আসলেই।